আ আসলে বেশ অনেকদিন যাবৎ ধরে একটা সমস্যার মধ্যেই ভুগতেছি। আ নিজেকে কোনভাবেও আসলে একটা যে আ ফ্রেশ মাইন্ডে রাখবো, আসলে সেটাও হয়ে উঠতেছে না। আ সবসময় একটা ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছি। আ বুঝতেছি না আসলে কিভাবে আমার এই এতটা ব্যস্ততা থেকে আমি কেটে উঠতে পারবো। বা কিভাবে আমি আমার দেখা যাচ্ছে কিছু বিনোদনমূলক কাজে একটু ব্যস্ত থাকতে পারি? বা একটু বিনোদনে একটু আ ইনভল্ভ হতে পারি। আ সেখান থেকে না এতটা ব্যস্ততার কারণে আসলে কোনভাবেই আসলে হয়ে উঠতেছে না। আ সবসময় কেমন জানি একটু মনটা অন্যমনস্ক হয়ে থাকে। আ সবসময় নিজেকে মনে হয় যেন আসলে আ কোন একটা জগতের মধ্যে হারায় যাচ্ছি। এরকম একটা কিছুর মধ্যেই আসলে আহ এইসব বিষয়গুলো চিন্তা করলে আসলে খুব একটা খারাপ লাগে। আ কাজকামও দেখা যাচ্ছে ঠিকভাবে পরিপূর্ণভাবে করতেও পারতাছি না। আ সেক্ষেত্রে আসলে মনটা খুব একটা ক্লান্তিকর পরিবেশ নিয়ে ভাবলাম যে, যদি এই বিষয়গুলো নিয়ে যদি কারো সাথে একটু শেয়ার করি। আ হয়তোবা সেক্ষেত্রে আমাকে ভালো কোনো যদি উপদেশ পাই, তাহলে হয়তোবা ভালো কিছু বা আমার এই ক্লান্তিকর পরিবেশ থেকে একটু রক্ষা পাবো।
আচ্ছা। আচ্ছা।
তো আপনি যদি আমাকে একটু বলতেন।
আসলে আপনা জ্বি, অবশ্যই। আসলে আপনার কথার মধ্যে ফুটে উঠেছে আপনার ক্লান্তির ছাপটি। এবং এটা শুনে খুবই খারাপ লাগছে। যেমনটি বলছিলেন যে আপনি এত কর্মব্যস্তর মধ্যে হয়ে গেছে যে, ন মানে পড়ে গিয়েছেন যে, নিজের জন্য যে একটু বিনোদন উপভোগ করবেন, তো এমনটা পারছেন না। এবং যেটা খুবই চিন্তার কারণ। আচ্ছা। আমরা যেহেতু একসঙ্গে কথা বলছি, আশা করি একটা সঠিক সমাধানের পথও খুঁজে বের করতে পারবো। তো দুশ্চিন্তিত হওয়া দুশ্চিন্তা করবেন না। তো আমরা সঠিক সমাধানে যাওয়ার আগে আমার কিছু প্রশ্ন আছে। একটু কি প্রশ্ন উত্তর দিতে পারবেন? যে যেমন এইযে আপনার রাপ রেগুলার ঘুমের নিয়মটা কেমন? কত সময় আরকি আপনি ঘুম পড়েন? অ্যাঁ? এবং দৈনন্দিন রুটিনটা, এটা কেমন? কীভাবে করা হয়? একটু কি বলা যাবে আমাকে?
জ্বি। হুম। জ্বি, অবশ্যই। আসলে কি বলবো? আ ওইভাবে আ ঘুম পরিপূর্ণভাবে হয়ই না। আসলে ঘুমাতে যখন যাই, কাজের চাপ আ বা দেখা যাচ্ছে, অনেক ধরনের এক ধরনের চাপ দেখাচ্ছে কাজগুলো সম্পাদন করতে পারলাম না। এই বিষয়ে মানে এক ধরনের মানসিক চাপের মধ্যে দিয়েই থাকি। মানে সবসময় এক ধরনের টেনশন ফিল হয় আসলে, আমি কি করতাছি? আসলে আ কোন কিছুই ঠিকভাবে হয়ে উঠতেছে না। দেখা যাচ্ছে যে কাজগুলো করতে গেলাম, কাজগুলো ঠিকভাবে সম্পাদন করতে পারলাম না। এই ধরণের আসলে এক ধরণের টেনশনের মধ্যে দিয়ে সবসময় থাকাল মানে থাকার কারণে আসলে এই রাতের বেলা যখন শুই, তখন তো আরো বেশি টেনশন আমাকে আকৃষ্ট করে ধরে। আ তাই আরকি এই বিষয়গুলো থেকেই আ টেনশন করতে, করতে আসলে যে কোন সময় আসলে আমি ঘুমাই, আসলে নিজেও বুঝতে পারি না। দেখা যাচ্ছে কখনো আ ১২:০০ র দিক ঘুমাচ্ছি, কখনো ১:০০ র দিক, কখনো ২:০০ র দিক, আ কখনো আবার দেখাচ্ছে ১০:০০ র দিক। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর বলতে গেলে কি? সারাদিন একটা ক্লান্তিকর ভাব। দেখা যাচ্ছে একটু ঘুম, ঘুম ভাব থেকেই যায়। আর আপনি যেটা রুটিনের কথা বললেন, আসলে আ এইরকম একটা পরিস্থিতিতে আসলে রুটিন মাফিক যে চলবো, আসলে সেটাও মা মানে মনটা আসলে আ কুলাই উঠতে পারি না যে, আসলে আমি রুটিন মাফিক চলবো বা রুটিন মাফিক সবকিছু করবো আসলে। এমন একটা পরিস্থিতির মধ্যেই আছি না? মানে সবসময় মানে ক্লান্তিকর পরিবেশের মধ্যে, একটা ঘুমের মধ্যে, একটা ঘোরের মধ্যে দেখা যাচ্ছে দিনটা পার হয়ে যাচ্ছে আমার।
আচ্ছে। হুউম। হুম। শুনে বেশ খারাপ লাগলো যেমনটি বললেন আপনার উদ্বেগ এবং হতাশার কারণটি। এবং আপনি যে রুটিন এর কথাটা বললেন যে কোন রুটিনভাবে চলাফেরা হয় না। এবং যার জন্য খুব আপনি দুশ্চিন্তায় ভুগছেন। তো দেখেন আপনি যেমনটি বললেন যে ঘুমটা আসলে খুবই অনিয়মিত। তো ঘুম একটা তেমন একটা করেন না। প্রথমত আপনার যে বিষয়টি করতে হবে আপনি যে নিজের রুটিনটা, ডেইলি লাইফ এর রুটিনটা এটা একটা সুন্দর ভাবে হতে পারে বিভিন্ন চিরকুট বা নোটপ্যাডে তৈরি করে রাখবেন। যে আজকে সকালে ঘুম থেকে উঠবেন কখন। ঘুম থেকে উঠে আপনার যে প্রধান কাজ যে সেই কাজকে প্রাধান্য কাজকে আপনি বের করবেন। এবং বের করে, করে চিরকুটে লিখবেন যে প্রধান কাজ কোনগুলো। এগুলো করে, করে সাজিয়ে লেখার পরে আপনার অবসরের সময়টিও অবসরের মধ্যে লে দিবেন। কারণ একটা মানুষ যান্ত্রিক হয়ে গেলে সে কিন্তু স ঠিকভাবে চ বেশিদিন survive করতে পারে না। তো এজন্য আমাদের অবশ্যই বিশ্রামের প্রয়োজন। যেমনটা আপনি বলছিলেন আপনি বিশ্রাম নিতে পারছেন না। যার কারণে বিনোদনও উপভোগ করতে পারছেন না। তো এইজন্য রুটিনের মধ্যে নিজের আ এটা রাখার চেষ্টা করবেন। এভাবে যদি সাজিয়ে দেখেন আশা করি একটা ভালো ফলাফল পেতে পারেন। তো আপনার কি মনে হয়?
আচ্ছা। হুম। আচ্ছা। অ্যা হ্যাঁ। জ্বি। হুম। জি, আসলে আপনি যেটা বললেন, আসলে নিতান্তই আপনি আমার আ মনের কথাটাই বলেছেন। আ যে আসলে অ্যা ঘুমের কারণেই হয়তোবা আমার এই যে বিনোদন, আসলে মাঝেমধ্যে মনে হয় যে আসলে কাজের ফাঁকে কাজটা একটু শেষ করে, অ্যা আমি একটু অ্যা বিনোদনমূলক দেখাচ্ছে অনেক সময়, অ্যা Facebook চালানো, দেখাচ্ছে আবার YouTube চালাচ্ছি। আ একটু ছবি দেখতেও ভাল লাগে। অ্যা চলচ্চিত্রে দেখাচ্ছে যে, ছবিগুলো আসলে ছবি দেখতেও ভালো লাগে, গান শুনতেও ভাল লাগে। কিন্তু হয় কি? আসলে ঐ সময় যে আমি একটু বিনোদনমূলক আসলে একটু কাজ করব, আসলে আমি ছবি দেখবো অথবা একটা মুভি দেখতেছি। অ্যা কিন্তু সেক্ষেত্রে আমাকে অ্যা ঘুমটাই আসলে আমাকে কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে আ কোন কিছুই ভাল লাগতাছে না। মনে হয় একটু আ শুইলে হয়তোবা একটু ভাল লাগত। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। আ নিজেও আমি কোনভাবেই আসলে নিজেকে আ গুছিয়ে তুলতে পারতাছি না। আসলে সবসময় একটা ক্লান্তিকর ভাব আমার মধ্যে থেকেই যাচ্ছে। তো আপনি একটা ভালো একটা পরামর্শ বলছেন আমাকে যে, অ্যা আসলে আমার ঘুমের কারণেই হয়তোবা এটা হয়ে থাকতেছে, যেহেতু আমার ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে আ এই সমস্যার মধ্য দিয়ে হয়তোবা আমি যাচ্ছি। তো আরেকটু যদি বলতেন, আসলে অ্যা কিভাবে আসলে আমি আমার বিনোদনটা একটু উপভোগ করতে পারবো, এই ব্যস্ততার মধ্য থেকে?
আচ্ছা। জি, অবশ্যই। যেমনটি বলেছিলাম যে রুটিনের বিষয়টি, এর পাশাপাশি যেমনটি আপনি বললেন যে, আপনার মুঠোফোনগুলো ব্যবহার করার প্রবণতাটা খুবই বেশি এবং উন যে বললেন, বিভিন্ন গণমাধ্যম বা, সোশ্যাল মিডিয়াতে আপনি আড আসলে আসক্ত হয়ে পড়েছেন এক প্রকার। যে বিভিন্ন ভিডিওস বা, শর্টস, এলস এগুলো দেখেন এবং যার কারণে বা বিভিন্ন মুভিস বা, লং ভিডিও দেখার কারণে আপনার ঘুমটাকে আপনি ঠিকভাবে মেইনটেইন করতে পারছেন না এবং নিজের বই বিনোদনটা আসলে ঠিকভাবে উপভোগ করতে পারছেন না। তো দেখুন, এক্ষেত্রে যে বিষয়টি করতে পারেন, প্রথমত আপনার যে মোবাইল ব্যবহার করা যে প্রবণতাটা, এটা কিন্তু একটু কমিয়ে নিয়ে আসতে হবে। আপনি কিন্তু একসঙ্গে পারবেন না। বা আপনি যদি চাইলেও যে আজকে ধরেন আপনি রেগুলার ৩ থেকে ৪ ঘণ্টা মোবাইল ব্যবহার করছেন। তো আপনি চাইলে কিন্তু ১/২ ঘন্টার আনতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ধীরে, ধীরে একেকটা একটা ক্রমিকভাবে, হ্যাঁ? আনতে হবে। দেখা যাচ্ছে আপনি ৫ ঘন্টা প্রতিদিন মা মোবাইলটা ব্যবহার করেন তো আগামীকালকে ৪ ঘন্টা। তারপরের দিন এরকম ধীরে, ধীরে করতে, করতে আপনি নির্দিষ্ট সর্বোচ্চ গেলে ১ ঘন্টা মুঠোফোনটা ব্যবহার করুন। তো এক্ষেত্রে দেখা যাবে কি? আপনি আপনার যে ঘুমের জায়গাটাও ঠিক করতে পারবেন এবং দে দেখা যাচ্ছে আপনার পরিবার বা, আপনার বন্ধু-বান্ধবের সাথে যে বিনোদনের বিষয়টা, এটাও খুব সুন্দরভাবে উপয উদযাপন করতে পারবেন, হ্যাঁ? তো এবং এপ সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা, এখানেও যে নির্দিষ্ট টাইমের যে বিষয়টা অনেক সময় মোবাইলে আপনার টাইমার সেটআপ করা যায় যে, আপনি কত সময় মোবাইলটা আরকি ব্যবহার করবেন। তো এভাবে একটা টাইমারও সেটআপ করে দিতে পারেন। যে আমি ১/২ ঘন্টা ব্যবহার করবো। ১/২ ঘন্টা পর আপনার মোবাইলটা লক হয়ে যাবে। তো এই ধরনের পদ্ধতি যদি অবলম্বন করেন, আশা করি আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন এবং নিজের বিনোদনও উপভোগ করতে পারেন আপনার ক্লান্তির মাঝে। কী মনে হয় এমনটা কি করা যেতে পারে?
হুম। হুম। আচ্ছা। জ্বি, আসলে আপনি যেমনটা বললেন আসলে আ দৈনন্দিন একটা রুটিন এর মাধ্যমে দেখাচ্ছে কোন সময় আসলে কি করবো? আ দেখাচ্ছে আবার ঘুমের যে বিষয়টা বললেন আ সেটা হচ্ছে ঘুমের আগে দেখাচ্ছে অনেক সময় মোবাইল টিপা-টিপি করতে একটু পছন্দবোধ মনে করি আমি। আ একটু ওইটাও আমার এক ধরনের বিনোদন। কিন্তু আসলে আ ঐ সময় একটু ঘুমটা একটু আসলে চিন্তা আবার বহুত ধরনের চিন্তার কারণে ঘুমটা হয়ে থাকে না। আ আমি চেষ্টা করব আসলে পরিপূর্ণ আসলে বিনোদনটা আমি আ রাতে আ না নেওয়ার জন্যে। যে রাতে আমি একটু আ যাতে তাড়াতাড়ি একটু ঘুমাইতে পারি। তাতে হয়তোবা শরীরে ক্লান্তিকর যে ভাবটা এটা একটু দূর হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি একটু আ খুব খুব পছন্দ করি। বিনোদনের মধ্যে যেটা আমার মধ্যে আছে। সেটা হচ্ছে একটু গান গাওয়া আসলে। আ এই ক্ষেত্রে হয় কি? আমি যে আ একটু গান গাবো, সকাল বেলা উঠে একটু গান গাবো দেখাচ্ছে একটু চর্চা করব। মা সেক্ষেত্রে আসলে হয়ে ওঠে না। দেখাচ্ছে ঘুম থেকে উঠার পরে আ মেজাজটা না একটু অন্যরকম একটু খিটখিটে ভাব হয়ে থাকে। দেখাচ্ছে একটা ক্লান্তিকর ভাব থেকেই যায়। আসলে আ উ গান গায়ো বসবো যে দেখাচ্ছে একটু হারমোনিয় তব আ হারমোনিয়াম, তবলাটা নিয়ে আসব। এটা আনতে গেলেও মনে হয় যে একটা অলসতার মধ্যে একটা কাজ করে। মানে একটা ক্লান্তিকর পরিবেশের মধ্য দিয়ে আসলে যাচ্ছি এক কথায়। আসলে ঐভাবে পরে দেখা যাচ্ছে কি, যে, "না থাক আজকে গাবো না, পরে অন্য সময় গাবো।" এইভাবে, এইভাবে আসলে উম এই একটা ক্লান্তিকর পরিবেশের মধ্য দিয়ে একটা উম মানে ঘুম, ঘুম একটা ভাবের মধ্যে থেকেই আসলে আমার বিনোদনটা এভাবে আসলে পিছুই পড়ে যাচ্ছে। মানে ঠিকভাবে উপভোগও করতে পারতেছি না।
আচ্ছা। জ্বি, বুঝতে পেরেছি। যেমনটি বলছিলেন, যে আপনি সকালে যে গান গাওয়া বা সংগীত আ চর্চা করার যে বিষয়টি। তা আপনি ওয়া নিজের পখাম প্রতি একটা কনফিডেন্স পাচ্ছেন না বা একটা ভয়ই পাচ্ছেন না। তো নিজেকে আপনি হতাশা করে রেখেছেন এবং চাচ্ছেন যে, এটা থেকে বেরিয়ে আসতে এবং যে নিজের খিটখিটে ভাব, সকালে উঠলে বললেন যে আপনার খিটখিটে লাগে। এটা থেকেও বেরিয়ে আসতে যাচ্ছেন। তো এক্ষেত্রে একটা কার্যকরী উপায় আছে। আপনি এটা পয়া চেষ্টা করে দেখতে পারেন। যেটা হলো, সু চেষ্টা করবেন সো প্রতিদিন সকালে খুব ভোরে ওঠা এবং ভোরের যে ফ্রেশ যে বাতাসটা আছে। এতাশ এটার মধ্যে আপনি চেষ্টা করবেন যে শারীরিক যে ব্যায়ামটা আছে এটা করার। হতে পারে আপনি শারীরিক ব্যায়াম করতে পারছেন না। কারণ এটা হতে পারে ১ম, ১ম করতে গেলে আপনার শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে একটু সহজ যে ব্যায়ামগুলো আছে। দেখা যাতে ইয়গা করতে পারেন বা যোগ ব্যায়াম করতে পারেন বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা করতে পারেন। এটা করলে দেখা যাবে কি? এটা আপনার ব্রেইনকে বা আপনার মনকে শান্ত করে দিবে। তখন দেখবেন যে, খুব নতুনভাবে আপনি চিন্তা করতে শিখছেন বা আপনার মধ্যে কেমন যেন একটা ধৈর্য্য চলে আসবে। তো তখন দেখা গিয়েছে কি, এটার কারণে আপনার যে সংগীত চর্চার যে বিষয়টি। হ্যাঁ, ওইটার দিকেও আপনি হয়তোবা নিজের মনটি ফিরে পেতে পারেন। কারণ সকালের সময়টা কিন্তু খুব নিরিবিরি থাকে এবং খুব শান্ত থাকে। তো তখনো দেখাচ্ছে যে, এইযে নিজের মনের যে খিটখিটে ভাবটা, হ্যাঁ? এই সকল কার্যক্রম যদি করে থাকেন। আশা করি এটা সমাধান হয়ে যে করতে পারবেন। তো কি মনে হয়? আপনার এই গ্র এইগুলো এই বিষয়গুলো কি করা যেতে পারে?
জ্বি। আচ্ছা। আচ্ছা। হুম। হুম। জি, আসলে আপনি এত সুন্দরভাবে আমাকে বললেন, আসলে শুনে আমার খুব ভাল লাগতেছে। আ মনটাতে অনেকটাই একটা মনে হচ্ছে যে এখনই একটা মানে ভালো একটা আ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে অ্যা উপভোগ করতে পারতাছি। আ নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স চলে আসলো। যে, না, আসলে এইভাবে করলে, আপনি যেভাবে বললেন একটা রুটিনের মধ্য দিয়ে সবকিছু একটু মেইনটেইন করা এবং কি, পরিপূর্ণ ঘুমানো। আসলে আপনি যেমনটা বললেন, হয়তোবা সেখান থেকে আসলে আমি যেটা বুঝতে পারলাম যে, আমি যদি একটু পরিপূর্ণ আসলে এক্সাক্টলি উম একটা মানুষের যে ঘুম, আসলে আমি ওইভাবে যদি একটু ঘুমাতে পারি এবং কি, সকালবেলা উঠে হাঁটা, দেখাচ্ছে চলাচল করা একটু ব্যা দেখা যায় একটু আ ব্যায়াম করা অথবা, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা। এটা করলে দেখা যাচ্ছে আমার যদি শ আ শরীর মন যদি একটু ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারাদিনের যে একটা ক্লান্তিকর ভাব বা একটা ঘুম, ঘুম ভাব, সেখান থেকে আমি আস সু আসলে মনে হচ্ছে একটু কেটে উঠতে পারবো। আর আ আমি যে আমার সকালবেলা যে একটা আ বিনোদন যে, আমি যেটা গান চর্চা করা। আসলে সেখানেও আসলে আমি একটু আগ্রহ আমার বেড়ে যাবে। আসলে আ সেক্ষেত্রে আমার একটু অ যে ক্লান্তিকর ভাবটা যদি না থাকে, আমি তাহলে অবশ্যই গানটা গা উ মনে গাইতে পারবো। তো আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে।
হু, হু। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো। আশা করি আপনি আপনার বিনোদন উপভোগ করতে পারবেন। আপনার ক্লান্তিটাকেও দূর করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো।